আমি হচ্ছে একটু নির্জন পরিবেশ ধরেন পার্ক, বিভিন্ন গাছপালা থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য থাকবে। ওটার মাঝখানে আমি অ খুব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছি। আবার আমি আমার আপনি যেটা বললেন calorie টা burn করতে পারছি।
আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, একদম ঠিক। কারণ হচ্ছে যে, আ পার্ক বা নির্জন এরিয়াতে গুলোতে আসলে যদি কিনা হাঁটাচলা হয় তাহলে মান মানসিক একটা স্থিতিশীলতাও বজায় থাকে। <smacks lips> অনেক সময় তো দেখা যায় যে আসলে রোডে ঘাট দিয়ে হাঁটতে গেলে আম দেখা যায় অনেক ভিড়ভাট্টা, জ্যামের মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আমাদের কিন্তু focus টা থেকে যায় হচ্ছে মূলত কিভাবে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। কিন্তু পার্ক বা ম অন্যান্য জায়গায় কোন নির্জন জায়গায় যদি আমরা হাঁটতে যাই তখন কিন্তু আমরা আসলে মানে নিজের মন মতো করে হাঁটতে পারি, ঠিক না?
জি, জি। আচ্ছা, আপনার মানে হাঁটা বা সাইকেল চালানো কো কোনটা হচ্ছে পরিবেশবান্ধব বলে মনে হয়?

জি, আমিও আপনার সাথে একমত।
আচ্ছা। তো তাহলে, আম ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে হাঁটা বা সাইকেল চালা মানে হাঁটা নাকি সাইকেল চালানো কোনটা আপনার কাছে মনে হয় যে পরিবেশ বান্ধব?
হুম। আমার কাছে দুটোই পরিবেশ বান্ধব মনে হয়। তবে হচ্ছে পরিবেশ বান্ধব যদি আপনি যে বলেন ক্ষতিকর দিকটা, তো হচ্ছে অনেকে অনেক রাস্তা দেখা যাচ্ছে জোরে, জোরে সাইকেল চালায়, খুব স্পিডে দেয়। তো এখানে হচ্ছে রাস্তায় যদি কোন পারসন থাকে
উম জি। আচ্ছা, আচ্ছা। উম হুম। হু, হু। তখন সেটা আসলে ক্ষতিকর?
তো সে বুঝলো না হঠাৎ করে গাড়ি লেগে গেল তার সেও একটা আঘাতপ্রাপ্ত হলো।